হেলো। হাই, কেমন আছেন?
হেলো। <laughs> এইতো আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
জ্বি, এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। তারপর কেমন গেল আজকের দিনটি?
বাহ! আমার দিন আজকে খুবই হেকটিক একটা ডে। আ সেই সকালবেলা ঘুম থেকে উঠছি। উঠেই কাজ করছি, অফিসের কাজ করছি, করছি। <chuckles> তারপরেও আসলে কলিগদের মন পাওয়া যায় না আসলে। <chuckles>
হু, হু। আহ হু, হু। <chuckles> বাহ! ভালো। বিজি ডে। <chuckles> কলিগ দের না সিনিয়র দের?
আম কলিগ দের বলা যায়। কারণ সিনিয়র তো অবশ্যই আছে। বাট সিনিয়র এর থেকে আমার কাছে মনে হয় কলিগদের মন পাওয়াটা একটু কঠিন। কারণ সিনিয়ররা তো আসলে লোকাল এমপ্লয়ি দের নিয়ে এত বেশি মনে করেন মাথা ঘামায় না। ওরা শুধু পারফরম্যান্স ট্রাক করে। বাট কলিগরা সাধারণত একজন আরেকজনের বিষয়ে মাথা ঘোড়ায়।
আহ হু, হু। <chuckles> হু, হু। হু, হু। হু, হু।

হুম, এটা ঠিক।
<clears throat> তো পরবর্তীতে আ পরবর্তীতে হচ্ছে আমি আমার সুপারভাইজার কে বলার পর সুপারভাইজার স সলভ করার ট্রাই করে। তো এতে আরো হিতে বিপরীত হয়। পরবর্তীতে আমার আ সিনিয়র যে মানে আমার ম্যানেজার ওই ম্যানেজার সে অন্য অফিসে বসতো। উনি চলে আসে। আর পরবর্তীতে আমি ওনাকে সবকিছু বলে দেই। তারপর যদি ওই না আমার ম্যানেজার কে। আ হ্যাঁ, আমার ম্যানেজার। হ্যাঁ, সুপারভাইজার এর উপরে ম্যানেজার। তো পরবর্তীতে ওই ছেলেটাকে বের করে দিয়েছে। কজ আ যেহেতু উনারাও জানত যে সে আসলে ম্যারিড আর এগুলো সে আসলে অফিসে করে বেড়াচ্ছে অনেকদিন ধরে। তো তাদের কাছে আসলে প্রমাণ ছিল। আবার আমিও আসলে বিচার দিলাম যে উনি আসলে আমাকে কাইন্ডা হ্যারাসমেন্টই করছে। ওই ছেলেটা। তো পরবর্তীতে আসলে তাকে বের করে দেয়। আর ওই মেয়েটাকেও কয়েকদিন পর বের করে দেয়। <chuckles>
আচ্ছা। হ্যাঁ। মানে আপনার সুপারভাইজার কে বলে দিয়েছেন নাকি হচ্ছে সুপারভাইজার এর বস কে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তারপর? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। <chuckles> আসলে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। হুম। <smacks lips> মানে
<chuckles> হুম, হুম, একদম। না, এইসব গুজব ছড়ানো বিশেষ করে মানে এত অদ্ভুত, অদ্ভুত গুজব যেগুলো আসলে কখনো হয়ই না। <chuckles> হুম, হুম। হুম, হুম।
হ্যাঁ। রাইট। বাট স্পেশালি আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যদি স্টোরি বলি আমাদের বাংলাদেশে এই ধরনের প্রবলেম গুলো হয়। আম বাট আমার কাছে আরেকটা জিনিস মনে হয়।
হুম। হ্যাঁ, জি। একদম, একদম। উম হুম।

হ্যাঁ, এটাই। অ্যা আমার কাছেও তাই মনে হয়। কারণ আ অনেক সময় দেখা যায় যে বস বা অন্যান্য আ আপনার ম্যানেজারদের সাথে যখন পরিচিত থাকে তখন অনেক সময় দেখা যায় যে, যেই employee টার সাথে আসলে পরিচিত দেখা গেল আমার সাথে আমার বসের খুব খাতির। এইজন্য আমি অন্যান্য colleague দের সাথে পার্ট মনে করেন আমি ঘুরে বেড়াচ্ছি। <chuckles> তাই না? আ হ্যাঁ। এহ এক্সাস্টলি। <chuckles> Exactly। তা আমার কাছে মনে হয় এ এই জিনিসটা।
হুম, হুম। একদম। জি। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <chuckles> হ্যাঁ, এটা কিন্তু হয়, এটা কিন্তু হয়। আমার যদিও খুব বেশি একটা জবের experience নাই, বাট আমি এটা দেখেছি। <chuckles>
হ্যাঁ। হ্যাঁ, আসলে <laughs> না, এমন আসলেই হয়। তো আমার কাছে মনে হয় এইযে একটা equal আ মনে করেন যে equality থাকতে হবে সবার মধ্যে।
হু, হু। হু, হু। জি, জি, একদম। আর উহুম, হ্যাঁ, ওটাই। সেটাই। হ যাই হোক, আপনার সাথে <chuckles> জি, আমারও আসলে আপনার সাথে আড্ডা দিয়ে আমার সময়টা বেশ ভালো কাটলো। আর আপনার সম্পর্কে জেনে আরও বেশি আ মানে আপনি যে সম্পর্কে আপনার ভাবনা ধারণা। করি ভবিষ্যতে এগুলা স আমার কাজে আসবে। <chuckles> ততদিন ভালো থাকবেন।
আ অফিসের কাজ অফিস friendship, friendship এর মধ্যে। অ্যা উম চমৎকার লাগলো আপনার সাথে এই বিষয়ে কথা বলে। <chuckles> <chuckles> হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ।

হুম, জ্বি।
সেটা হচ্ছে, যেমন দেখেন এখন কিন্তু স্পেশালি যদি আপনি চিন্তা করেন করোনার সময়কালীন থেকে, করোনার সময়কালীন থেকে কিন্তু অনেক মানুষ, হোম অফিস করছে, রাইট? হোম অফিস করার জন্য 9 to 5 মনে করেন আপনার অফিস আওয়ারস। আম কোম্পানিগুলো কিন্তু আসলে অনেকটা আমাদেরকে বিশ্বাসের উপরেই কিন্তু কাজ দিয়েছে। তারা ভাবে যে, "হ্যাঁ, ও সকালবেলা বাসায় বসেই কাজ করছে, ৯ঃ০০ থেকে ৫ঃ০০ পর্যন্ত।" ওরা কিন্তু নরমালি অনেক অফিসই কিন্তু track ও করে না। মানে কাইন্ড ওফ টোটালি বিশ্বাসের উপরে। কিন্তু এমপ্লয়ি যে কাজটা করে, এমপ্লয়ি অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের ট্রিকস এপ্লাই করে। যেমন অনেকে আমি জানি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পোলাপাইন করতো Zoom-এর মধ্যে, নিজে ঘুমিয়ে তারপরে হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে একটা ছবি সেট করে দিত। তো অনেকে মনে করেন এভাবে এক্টিভিটি দেখায় যে, "হ্যাঁ আমি আসলে অ্যাকটিভ" কিন্তু আসলে সে কাজ করছে না। এই এই এই নিয়ে আমার
উম-হুম। আ জ্বী। হুম, হুম। হ্যাঁ! হুম, হুম। উম-হুম। হুম। একদম, একদম। হুম, হুম। <chuckles> এ হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। উ <chuckles> আচ্ছা, আচ্ছা। <chuckles> <chuckles> আচ্ছা এই ফাঁকিবাজিটা আমিও করতাম। <chuckles>
এই তো! তাহলে দেখেন। তো এই এই ধরনের কাহিনী নিয়ে একজন অনেক অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্ট বাধে। যেমনটা অ্যাকচুয়ালি আমার ২০১৯ সালে একবার হয়েছিল। এক কলিগ মানে আমার আমার যে বস, আমার বসকে বলছে যে, <smacks lips> "ও তো হচ্ছে এভেইলেবল ছিল না।" হ্যাঁ? অথচ কিন্তু আমি এভেইলেবল ছিলাম। কিন্তু আমি ফোনে কথা বলছিলাম। ওভার ফোনে মানে উম Teams ছিলাম না হ্যাঁ, তো ওভার ফোনে করার পর অ তো Teams আপনি তো নিশ্চয়ই জানেন যে Teams হচ্ছে কিছুক্ষণ সময় পরে idle মুড এ চলে যায়, হ্যাঁ? যদি আপনি ব্যবহার না কর
উম-হুম। উম-হুম। আচ্ছা, আচ্ছা। উম-হুম। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, হুম। আ হ্যাঁ, আ Zoom-এ।
হ্যাঁ Zoom বা Teams বা মানে অ্যাপ্লিকেশন গুলো।
অ্যা Team আ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ idle মুডে চলে যায়।
হ্যাঁ, তারপর যে ঘটনাটা ঘটছে, আমার ওই যে কলিগ, সে যখন রিপোর্ট করছে আমার বসের কাছে যে, "সে তো এভেইলেবল নাই।" পরে আমার বস বলতেছে যে, "এটা নিয়ে আপনার থিংক না করলেও চলবে। কারণ সে অন্য আরেকজনকে সার্ভিস প্রোভাইড করছিল।" <chuckles> তো যতই মনে করেন এই ধরনের গুজব বা মনে করেন মিথ্যা কোন একটা কথা, না জেনে আন্দাজে বলা আমি খুব ইজিলি আসলে হ্যান্ডেল করে ফেলেছিলাম জিনিসটা। <chuckles>
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। <chuckles> <laughs> <chuckles> আহা। উ-হুম। <chuckles> <chuckles> আ বাহ! <chuckles> না, আমি যদিও ওই যেটা ফাঁকিবাজের কথা বলতেন, আমার আমি আমার সুপারভাইজার কে আসলে বলে দিতাম। যেহেতু আসলে আমি নে রাতে কাজ করতাম, যদিও আমার ওই সকাল শি আ মানে শিফটই ছিল, কিন্তু আমি আসলে তাকে বলে দিয়েছিলাম যে, "আমি যেহেতু সকালবেলায় একটু ঘুমিয়ে থাকি আমি আমার করা পক্ষে পসিবল না। আমি আপনাকে রাতে সেটা ব্যাকআপ করে দেব।" আমি করতামও। আর আমার কাজের পারফরম্যান্স ভালো থাকার কারণে আসলে আমি কক্ষনও ওরকম <chuckles> কিছু করেনি হ্যাঁ, হ্যাঁ, বা বলেনি। <chuckles> উম-হুম। উম-হুম। একদম।
হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> উম প্রবলেম এ পড়েনি। হ্যাঁ। হুম। বাট আমার কাছে মনে হয়, এই ধরনের প্রবলেম গুলো সলভ কিন্তু করা যায়, হ্যাঁ? আ খুব সহজেই করা যায়। আমার কাছে মনে হয়
উম-হুম।